আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার, আহ হ উম আমার মনে করে, আ মনে উম মনে করে দেখতে গেলে এ এরকম অনেকগুলো ঘটনার কথাই আমি বলতে পারবো। তবে আমি একটা জিনিসটা জানতে চাই যে আপনার বাড়িতে যখন এই, আ চুরির ঘটনাটি ঘটলো, আ আপনার আ কি মনে হয় যে শুধুমাত্র CCTV ক্যামেরার ঘাটতিই কি এটা, এটার জন্য দায়ী ছিল? নাকি স্থানীয় পুলিশ বা নিরাপত্তা বাহিনী, আ তাদের কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালনা করতো তাহলে কি এই চুরি থেকে রক্ষা পাওয়া যেত কিনা?
জি, জি। জি, জি, জি। জি, জি। জি, জি, জি। জি, জি, জি। উম জি, জি। না, না, একদমই না। জি, জি। জি, জি। জি, আসলে আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত। আসলে শুধু CCTV না, এখানে ধরতে গেলে আসলে ধরেন প্রশাসন বা পুলিশ বা security কর্মী যারা নিয়োজিত ছিল তাদের কিছুটা মানে কর্মের ঘাটতির কারণ আমি মনে করি আসলে মানে এটা ঘটনাটা ঘটেছে। কারণ আপনি যদি একটা মানে security strong যদি একটা বাড়ি বা কোন একটা উম বাসায় যদি আপনি যান তখন আপনি কিন্তু দেখতে পারবেন ভালো, ভালো জায়গায় যেগুলাতে যদি আপনি যান দেখতে পারবেন যে security guard আপনাকে কিন্তু আপনার পরিচয় থেকে শুরু করে আপনার phone number সবকিছু নিচ্ছে ঘরে ঢোকার আগে। তো আমি মনে করি যেগুলাতে একটু নিরাপত্তা কম কিন্তু মানে ওগুলা আপনার security guard বলেন বা CCTV camera বলেন ওগুলার অতটা যত্ন বা অতটা নিরাপত্তা অতটা গুরুত্ব দেওয়া হয় না। তো যার কারণে আমি মনে করি আসলে এমন ঘটনাটা ঘটেছে। তো আসলে মানে আমাদের বিষয়টা মানে সবকিছু মাথায় রাখতে কারণ আমরা যেখানে থাকি সেখানে থাকার চেয়ে বেশি আমাদের নিরাপত্তাটাই প্রাধান্য দেওয়া দরকার। কারণ যতই দিন বাড়ছে তত কি কিন্তু আমাদের অনৈতিক কার কার্যক্রম কিন্তু সমাজে বেড়েই চলেছে। তো আমাদের আসলে দরকার পাঠ্যপুস্তক বইয়েও কিন্তু একাডেমিক ভাবেও কিন্তু আমাদের এসব বিষয় আনা দরকার যে আমরা কিভাবে নিজেদের নিরাপত্তা রাখবো এবং কিভাবে নিজেদের এলাকার নিরাপত্তাটা ensure করবো। তো আসলে মানে দেখা যায় যে স্থানীয় পুলিশ বা নিরাপত্তা বাহিনীও কিন্তু যথেষ্ট জোরদার দিচ্ছে তবে অতটা জোরদার দিচ্ছে না যে সমাজে এসব কর্মকাণ্ড একদম থেমে যাবে। তবে আমি মনে করি এই সমস্যার থেকে আমরা উঠে আসতে পারবো। আপনিও কি তাই মনে করেন?
হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। আচ্ছা। হু। হু, হুম হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থাকে না। হ্যাঁ। হুম, হুম। চু হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অ্যা হু, হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি।